আসলেই, আমার ক্ষেত্রে তো মানে ভীষণভাবে আমি এই জিনিসগুলো লক্ষ্য করি। এবং আমার নিজের ক্ষেত্রেও আমি লক্ষ্য করি। এখন আমি যেই আ YouTube-এ যেই বিষয়ে ভিডিওগুলো দেখছি অর্থাৎ তড়িৎ বিজ্ঞান দেখছি Physics-এর খুব। এবং Chemistry-র Organic বিষয়বস্তুগুলো শেখার চেষ্টা করছি YouTube দেখে, দেখে। এবং নতুন কিছু জানার, নতুন কিছু শেখার আগ্রহ উদ্দেশ্যেই সেই ভিডিওগুলো দেখছি। বা কোন একটা article আমি পড়ছি সেই বিজ্ঞানের সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু তখনই যখন চিন্তা করি যে এই বিষয়গুলো তো আমি স্কুলে বা কলেজেও পড়তে পারতাম। তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই interest-টা আমার আসেনি। আমি ওই interest নিয়ে যে বিজ্ঞান বিষয়ে interest নিয়ে একটা পড়াশোনা করব, নতুন শেখার জানার আগ্রহ। সেটি আমার আসেনি। কারন তখন ওই যে আপনি যেমনটি বললেন চাকরি পাওয়ার আশায় বা ভালো number পাওয়ার আশায়, আমি আসলে ভালো result পাওয়ার আশায় শুধু পড়েছি। আমার যে ভালো লাগছে এই বিষয়টি কখনো আমি নিজেকেও বুঝতে দেইনি, যেটি হয়ে গিয়েছে সমস্যা। তো আমার মনে হয় যে উম আপনি যেমন একটু আগে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সময় বা ওই সময়কার শিক্ষার কথা বললেন ওটি খুব সত্য। এবং ওই মানুষগুলো কিন্তু যখন ওখান ওই সময়ে যারা শিক্ষা গ্রহণ করেছেন তারা কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিলেন, আগ্রহের সাথে করতেন। তো আমার মনে হয় এই আগ্রহ তুলে ধরার বিষয়ে শিক্ষকদেরও হয়তো বিরাট বড় একটা ভূমিকা ধরা দরকার। Exactly! <chuckles> জ্বী, আমার তাই মনে হয়। তো আপনার কি মনে হয়? হুম, হুম।
যেমন? হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হু, উ হু, উ হু, হু। আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, উ জি। হু, হু। নিঃসন্দেহে। নিশ্চয়ই। হু, হু। একটা বড় ভূমিকা রয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আ আসলে শিক্ষকরা শিক্ষকরাই তো আসলে আ এই ধরনের আ নতুন চিন্তার কিন্তু উদ্রেক করতে পারেন শিক্ষার্থীদের মধ্যে। হ্যাঁ? তারাই কিন্তু একটা অনুঘটক হিসেবে কাজ করতে পারেন শিক্ষার্থীদের মধ্যে। যাতে করে শিক্ষার্থীরা আ শিক্ষাটাকে যেন একটা আ আনন্দের মাধ্যম হিসেবে নেয় বা একটা, একটা সঠিক শিক্ষা আ যেন আদর্শের একটা জায়গা হিসেবে নেয়। তারা যেন এটাকে শুধুমাত্র একটা চাকরির জন্য বা একটা একটা ক্যারিয়ার তৈরির একটা আ ই হিসেবে কোন অনুঘটক হিসেবে না নেয়। আ ফলে তাদের জীবনটা যেন আরও সুন্দর হয়। তাই না? আসলে আপনার সঙ্গে কথা বলতে পেরে অ্যা অনেক কিছু জানতে পারলাম। অনেক, অনেক সুন্দর, সুন্দর কথা বলেছেন আপনি। অনেক ভালো লাগলো। অনেক শিখতে পারলাম আমি। অ্যা আপনি ভালো থাকবেন। আ আপনার সুস্বাস্থ্য কামনা করছে। বিদায় নিতে হচ্ছে। শুভরাত্রি।
জ্বী। একদম। <chuckles> আসলে আমারও। জ্বী, জ্বী, জ্বী। হু, হু। <chuckles> জ্বী। আমিও ভাই। অবশ্যই, অবশ্যই। জ্বী। অবশ্যই ভাই, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
ধন্যবাদ। শুভ।